হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ আপনি একটা উন দারুণ প্রশ্ন করেছেন। এ ব্যাপারে আমি আসলে চিন্তা করছিলাম যে এখন বর্তমানে আমরা কি করছি? আমরা ভিডিও কল এ কথা বলছি যে আমার আ লোকটা আমার অ্যা স্ক্রিনে আছে। আমার মোবাইলের স্ক্রিনে বা আমার ডেস্কটপ এর স্ক্রিনে আছে। কিন্তু সামনে এমনও পরিস্থিতি আসবে যেখানে আপ আপনার একটা হলোগ্রাম আসবে। মানে আ আপ একটা ডিরেক্ট আপনার উম উম যে মানুষ সাথে কথা বলতে যাচ্ছেন, সেই মানুষটার একটা অবয়ব আপনার সামনে তৈরি চলে আসবে। তার সাথে হচ্ছে আপনি কি করবেন, কথা বলবেন, হ্যাঁ? এখন যেমন হচ্ছে আ আ বিভিন্ন প্লাটফর্ম এ আপনি অনুবাদ করতে গেলে একটু সময় লাগে এবং হচ্ছে আপনার <smacks lips> আ যদি কোথাও যান হ্যাঁ? হচ্ছে আ মানে কিছুদিন আগেও অনেক মা মানে আপনি যদি কারো সাথে কত অন্য ভাষায় কথা বলতে চাইতেন, তাইলে খুবই কষ্ট হত। তা এখন ভবিষ্যতে আরো রিয়েল টাইম চলে আসবে যে আপনি হ্যাঁ আপনি আপনি জি, জি আপনি আপনি য যখন বিদেশে যাবেন ওদের ভাষা জানেন না। আপনি আপনার ভাষায় কথা বলবেন, হ্যাঁ? দেখবেন যে ও ও ওরা ওদের ভাষায় কথা বলবে কিন্তু ২ জনের কোন সমস্যা হচ্ছে না। ২ জনেই ২ জনের কথা বুঝতে পারছেন, এই বিষয়গুলো চলে আসবে। তখন হচ্ছে ব্রেইন টু ব্রেইন যোগাযোগের বিষয়গুলো চলে আসার সম্ভাবনা রয়েছে। মানে আমি কি চিন্তা করছি বা আপনার কি চিন্তা হচ্ছে, এইযে এই জিনিসগুলা হ্যাঁ চলে আসবে। এমনকি প্রযুক্তি এমন পর্যায়েও চলে যেতে পারে যে মানুষের ইমোশন কে পর্যন্ত তারা ডিটেক্ট করতে পারে, হ্যাঁ? তো আ এই বিষয়ে আসলে আপনার সঙ্গে আ কথা বলে খুবই আনন্দ পেলাম এবং হলো এই বিষয় সি সম্পর্কে আলোচনা করে আপনার কাছ থেকে কিছু জ্ঞানগর্ভ জিনিস আমি জানতে পারলাম এবং আমিও কিছু আলোচনা তুলে ধরতে পারলাম। এবং এই আলোচনাগুলো কিন্তু আমাদের ভবিষ্যৎ জীবনে আমাদের আ জীবন পরিচালনার ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখবে। তো আপনার সাথে কথা বলে আ খুবই ভালো লাগলো। দোয়া করবেন আ শুভ দুপুর।
আচ্ছা, আচ্ছা। জি, জি, জি। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা। জি, জি, জি, জি। জি, জি, জি। জি, জি, জি, জি। জি, জি একদমই। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা। জি, জি। বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা, আচ্ছা। জি, জি, জি বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা। জি, জি, জি, জি। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা। জি, জি, জি, জি। জি, জি, জি, জি। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা। জি, জি। একদমই ঠিক বললেন। রিয়াল টাইম চলে আসছে। জি, অনুবাদ করতে পারছেন। জি, জি। আচ্ছা, আচ্ছা। জি, জি। ওরা ওদের ভাষায় বুঝবে। জি, জি। আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা। জি, জি, জি, জি। একদমই ঠিক, একদমই ঠিক। জি, জি। সেটা ২ জন ২ পক্ষই বুঝবে। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা, কেমন? জি, জি, জি। ও আচ্ছা, আচ্ছা। জি, জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি, জি, জি। জি, জি, জি। একদমই। আচ্ছা, আচ্ছা। জি, জি, জি। জি, জি, জি, জি। জি, জি। আসলেই ভাই। জি, জি, জি। জি, জি আমিও দোয়া করছি আপনার জন্য আসলে আপনার সাথে আলোচনা করে খুবই ভালো লাগলো। আর আমরা আশা রাখবো যে আমাদের প্রযুক্তি আমাদের সুবিধা-অসুবিধা সবকিছু একটা ভালো দিকে যেন নিয়ে আসে। তো আপনার দিন ভালো হোক। আপনিও ভালো থাকবেন। শুভকামনা রইলো আপনার জন্য। ধন্যবাদ। ভালো থাকবেন।
জি, জি। হ্যা, হ্যা। জি, জি। জি, জি, জি, জি। জি, জি। আসসালামু আলাইকুম।